সহজ। হ্যাঁ, এটাও ঠিক। তবে আম আপনার কি মনে হয় আপনি যখন উম আপনি আপনি না বা, যে কেউ সোশ্যাল মিডিয়াতে যখন নিজের টেলেন্ট, সৃজনশীলতা আ প্রকাশ করবে তখন, অনেক সময় হয় না? মানে মানুষ আ একটু criticize করতে চায়। মানে আ বুঝুক বা, না বুঝুক সেটা ওদের আ মানে <scoffs> ওদের জ্ঞানের পরিধির মধ্যে থাকুক বা, না থাকুক মানুষ কিন্তু একটু criticize করতে চায়, ভালো মন্দ বলতে চায়। এই ব্যাপারটা আসলে আ কিভাবে নিতে পারেন আপনি?
হুম। হুম, হুম, হুম। হুম। হুম। হুম। হু, হু। জ্বী। এটা তো আসলে এটা করার আ মানুষের মানে এটা মানুষজন করবেই। আপনি যেটাই করেন সেটা কোন সৃজনশীল কোন কাজ করেন বা, আপনার কোন অ্যাচিভমেন্ট হোক। য ধরেন আপনি কোন ভালো খুব একটা ভালো চাকরি পেয়েছেন বা, কোন একটা পুরস্কার পেয়েছেন। বা কিছু একটা আপনার জীবনে খুব ভালো ঘটেছে। মানুষ কিন্তু কিছু একদল থাকবেই যারা কিন্তু সবসময়ই হচ্ছে এ নেতিবাচক কথা বলার জন্য বসে থাকবে। যাতে আপনি একটু আ ওইটা দেখে ডিমোটিভেট হয়ে যান। আর কেউ যদি কমেন্ট করে নাও প্রকাশ করে, আ সেক্ষেত্রে দেখা যাবে পিছে, পিছে কথা বলবে যে <scoffs> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, পিছে, পিছে কথা বলবে। এই ব্যাপারটা তো আসলে মানুষ করবে বে এবং করেই সাধারণত। তো আমার মনে হয় এই ব্যাপারগুলোকে এত বেশি মাথায় নেয়ার কোনো প্রয়োজন নাই। কারণ যারা আসলে কথা বলছে তাদের আ হয়তো ব্যক্তিগত জীবনে তারা অনেক অসুখী। <scoffs> এই কারণেই তাদের এবং তাদের হয়তো কাজ এ কর্মেরও কিছু অভাব আছে। এজন্যই হয়তো তারা অন্যের অ ভালোটা আসলে ভালো লাগে না তাদের। <chuckles>
হ্যাঁ। অ্যা অ্যা এটা ঠিক। হ্যাঁ, অবশ্যই থাকবে। হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম। পিছে, পিছে কথা বলে। হ্যাঁ, হ্যাঁ ,হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ। হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ ,হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, এটা এটা ঠিক বলেছেন আপনি। এরকম অ্যা মানুষ আছে আসলে। আপনি যেটা বললেন, "আ কাজের অভাব সেজন্য মানুষকে হচ্ছে আ criticize করে বা, খারাপ কথা বলে মজা পায়।" কিন্তু তাছাড়াও অনেক সময় আম মানে আপনি অনেক সময় দেখতে পারেন যে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি এ ব্যাপারে মানে মানুষের কথার ব্যাপারে অনেকটা কঠোর। আ এটা নিজের মধ্যে আনতে দেন না। কিন্তু সবাই তো এরকম না। অনেকের হচ্ছে এসব কথা একটু গায়ে লাগে। আ নিজেকে সামলাতে কষ্ট হয়। তো এই ব্যাপারে কী করা যায়? তখন কি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা ঠিক হবে না নিজের আ টেলেন্ট? নাকি আ লুকিয়ে রাখা ঠিক হবে?
<giggles> জ্বী। হু, হু। হু, হু। হুম। হুম।